সুন্দর বললেন, যে আসলে আপনাদের একটা কমিউনিটি তে ছিল, সেখানে সবাই মিলে গেম খেলতেন। নতুন, নতুন, বন্ধু তৈরি হয়তবা সবাই কথা বলতেছেন, এটা আপনার বেশ ভালো লাগতো। তো সেইক্ষেত্রে এই যে কমিউনিটির যেহেতু কথা হচ্ছে সেক্ষেত্রে অনলাইন, না কমিউনিটি, নাকি অফলাইন কমিউনিটি, আপনি কোনটাতে বেশি স্বস্তি পান?
জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দুইটাই, দুইটাই। একটা হইল যে, আপনারা মনে করেন যে অ আমরা তো অফলাইন এ ঐখানে কথাবার্তা হইত। ঠিক আছে? অনলাইন এ হওয়া শুরু করে কখন? আমার বাসায় আসলে কম্পিউটার ছিল, কিন্তু আর ইন্টারনেট কানেকশন আমার বাসা থেকে দেয় নাই। তো আমি আসলে ওই তখন থেকে আমি বলা শুরু করছি, না আমার ইন্টারনেট লাগবে, লাগবে, ভালো ইন্টারনেট লাগবে। এই স্লো ইন্টারনেট এগুলা নিলে হবে না। তো পরে আমি অনেক কষ্ট করে বাবা মাকে উম রাজি করাই, পরে ইন্টারনেট আসে। পরে আমি বাসা থেকে খেলা শুরু করি যখন আসলে কলেজে উঠি। তো
বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম। আচ্ছা, আচ্ছা। জি, অবশ্যই। হ্যাঁ, একদম।
তখন হয় কি যে অ তখন আমার অনেক মানুষের সাথে পরিচিত হয়। যে পুরান ঢাকায় কয়েকজন থাকে, কয়েকজন আছে ঢাকার বাইরে থাকে। এরকম অনেক মানুষের সাথে কথা হয়। যারা দেখা যায় বেশ কয়েকজন মানুষ ছিল কর্মজীবনে আছে। কেউ, কেউ আছে যে এখন বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। মানে এরা আমার থেকে বড় এদের সাথে একটা মানে ভালো মানে সম্পর্ক গড়ে ওঠে ওর মধ্যে। আর প্রত্যেকদিন কথা হলে হয় কি? যে ওই যে সম্পর্কটা ঐটা কিন্তু আরো গভীর হয়। এটা কিন্তু এমন না যে ওই যে FaceBook এর মত আমরা একটা হাই দিতেছি। আজকে ব ভাই কেমন আছেন এরকম না। মানে আমি ঘুম থেকে উঠতেছি ১ম এই কল দিছি ভাই আপনি কি অনলাইন এ আসবেন না? আসেন। আমরা বসছি একসাথে খেলতেছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা পরিবেশ আরকি।
জি, অবশ্যই। হ্যাঁ, একদম। গভীর হয়ে যায় হ্যাঁ। খেলবেন নাকি? হ্যাঁ, চলেন খেলি। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। বেশ সুন্দর করে বললেন, যে সেক্ষেত্রে আপনার অনলাইন অফলাইন দুইটাই বেশ ভালো লাগে। আ যখন এক জায়গায় কমিউটি দিছ তখন অফলাইনেই আপনারা বেশি কথা বলতেন। যখন আপনার বাসায় ইন্টারনেট আবার ভালো করলো, আপনি বাবাকে, বাবা-মাকে বোঝায় একটা ভালো ইন্টারনেট নিতে পারলেন, তখন বাসা থেকেই আপনি এই কমিউনিটিতে আ অনলাইন কমিউনিটিতে শা আ একটা স্বস্তি পাচ্ছিলেন। সেটা কিন্তু অনেক সুন্দর করে বললেন। তো এই যে এই শখের কথা বললেন এই যে, গেম খেলা আপনার একটা শখ। এই যে শখের সবচেয়ে আপনার মজার অভিজ্ঞতাটা কি ছিল?
জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী।